আ পাস্ট কিছুদিন যাবত, আসলে আমার একটু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। বলতে পারেন যে আপ একটু মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছি। যেটাই করতে যাই, কোন কিছুতে আসলে মন বসছে না।
হুম। হুম। আচ্ছা বুঝতে পেরেছি। তো আসলে এরকম বোধ করছেন। এটা শুনে আসলে বেশ দুঃখ প্রকাশ করছি। আম এরকম হওয়াটা আসলে স্বাভাবিক, বিভিন্ন কারণেই হয়ে থাকতে পারে। তো আপনি যদি বলতেন যে আসলে কি কারণে, আপনার সবসময় আসলে এই ক্লান্তিবোধটা হচ্ছে? বা আপনার রুটিন টা আসলে কিরকম?
হুম জ্বী। আ আচ্ছা। কারণ যদি বলতে যাই, তাহলে আপনার আ যেটা হয়েছে যে, আ পাস্ট কিছুদিন যাবত আসলে আপনার একটা কাজ নিয়ে, খুবই বেশি রকমের ব্যস্ত ছিলাম। তো আর ব্যাপারটা হলো যে, আমি ওর পাশাপাশি অন্য কাজ যেটা আ কাজও দেখিনি। আর মনে করেন যে কাজটা চলে যাওয়াতে আ একটু আসলে আ কষ চাপের ভিতরে আছি। তো এখন আমি বুঝতে পারছি না যে, এখান থেকে আসলে কিভাবে বেরোনো যায়? বা আপ ওইটা নিয়েই বোল আম মানে কিভাবে, কি করা যায়? সেটা আসলে আমি বুঝতে পারছি না একদমই।
হুম। হুম। হুম। আচ্ছা। হুম। হুম। আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে আম এরকম বো মানে অনুভব করাটা কিন্তু একদম স্বাভাবিক। সেক্ষেত্রে, আপনি যেটা আসলে একটু আ খেয়াল রাখতে পারেন, যে আপনার আসলে ঘুমটা কেমন হচ্ছে, হ্যাঁ? আপনার যদি যথেষ্ট পরিমাণে ঘুম না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার পরের দিনটা কিন্তু একদম, একটু এলোমেলো লাগবে। তো চেষ্টা করবেন প্রতিদিন, ৭ থেকে নয় ঘন্টা রুটিন করে, আসলে ঘুমানোর চেষ্টা করা। তা আপনি কি এরকম করে আসলে কখনো দেখেছেন?
হুম জ্বী। হুম জি। আ হ্যাঁ। উম না, এভাবে তো আসলে দেখা হয়নি। কারণ আ ব্যাপারটা হচ্ছে যে, আমার আ ঘুমটা কিন্তু কম হচ্ছে। আর যদি ঘুমাই, তখন আমার হচ্ছে আরেকটা বিষয় কি? যে, আ উল্টাপাল্টা স্বপ্নের যে ক্ষেত্রটা আছে, সেটা আসলে দেখছি। অ্যাঁ যেমন ধরেন, আসলে আপনার আ কি বলে এটাকে? যে আজকে ১টা স্বপ্ন দেখলাম, যে আমি ১টা গরু কিনেছি। কিন্তু গরুটাকে আসলে আ বাড়িতে নিয়ে যাবার জন্য, কেউ সাহায্য করছে না। তারপরে আপনার, আ বলা যায় যে আ এমন ধরনের স্বপ্ন দেখছি, যেগুলোর আসলে কোন প্রকার আ অ রূপক অর্থ বলতে, বা এগুলা কিছু নেই। তো এই সমস্যাটা থেকে যে আমি কিভাবে বের হবো? আ এটা নিয়ে আসলে আমি একটু চিন্তায় আছি। জি।
হুম, হুম। জি। হুম, হুম। আচ্ছা। হুম। হুম, হুম। জি। আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। আসলে এরকম আ অনুভব করাটা কিন্তু একদম স্বাভাবিক। সেক্ষেত্রে আসলে আপনার নিজেকে আপনে দোষ দিয়ে না দিয়ে, বরং আপনি ঘুমানোর আগে, একটু চেষ্টা করে দেখতে পারেন, যাতে screen time টা যাতে আপনাকে একদম বাদ দিতে হবে। ঘুমানোর আ ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যে, আপনি যদি screen time টা একটু আ না মানে বাদ দেন, তাহলে কিন্তু আসলে দেখবেন, আ হয়তো ঘুমের যেই আ স্পৃহাটা সেটা কিন্তু বাড়বে। এছাড়া আপনি চেষ্টা করে দেখতে পারেন যে খাবার, রাতের খাবারটা আসলে, যত জলদি সম্ভব, সেটা যদি একটু তাড়াতাড়ি খেয়ে নিতে পারেন, তাহলে কিন্তু ঘুমটা বেশ ভালো হয়। আর এই যে ক্লান্তিবোধ, পরের দিনে সেই ক্লান্তিবোধটাও কিন্তু কিছুটা কমে। তো এরকম করে কি আসলে কখনো দেখা হয়েছে?
হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হু। হ্যাঁ, হ্যাঁ। আ না। স্ক্রিন টাইমটা আসলে কমানোর চেষ্টা তো করা হয়েছে। তবে ওই যে আ পেটে গেলে আপনার একটু বেশি রকমেরই চালানো হয়। আর খাবারের দিকটা এই যে আ মানসিক চাপের কথা বললাম তো। ওই কারণে ঠিক আসলে ঠিক মতো খাওয়া হচ্ছে না। বলতে পারেন যে আসলে আ খে খাবার খেতে আসলে মন চাচ্ছে না। হয়তো খাবার নিয়ে আসছি। আ কিন্তু নিয়ে আসার পরবর্তীতে যে ঐটা কে খাবো বা আপনার এই যে আ খাবারটা মানে শেষ করব। সেই শক্তিটা বা ইয়াটা আসলে পাচ্ছি না। যে আ মনে করেন যে একেবারে আমার আ এনার্জিতেও আসলে একটু আ বড় ধরনের একটা প্রভাব দেখা গিয়েছে। যেটা আসলে আ একেবারেই আমি কাটিয়ে উঠতে পারছি না। বলতে পার পারেন যে এখানে একপ্রকার burn out এর যে অবস্থা আরকি আমার।
হুম। আচ্ছা। হুম। হুম। আচ্ছা। হুম। জি। হুম। ও আচ্ছা না। আচ্ছা। হুম, হু। হুম। বুঝতে পেরেছি। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি যেটা আসলে করতে পারেন। যে প্রতিদিন যদি আপনি একটু হালকা ব্যায়াম করে নিতে পারেন, হুম? তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার শরীরের শক্তিটা দিন, দিন বাড়ছে, হ্যাঁ? অ্যা দীর্ঘ সময় যদি আপনি বসে থাকেন আ তাহলে কিন্তু একটা burn out ফিল হয় বা ক্লান্তির একটা বোধ আসে। তো সেক্ষেত্রে আপনি যদি ঘন্টায় কিছুক্ষণ যদি একটু নাড়াচাড়া করেন, তাহলে কিন্তু আস্তে, আস্তে শরীরে একটা অ্যাকটিভ যে ব্যাপারটা সেটা কিন্তু হবে। আর মানসিক burn out এর যে ব্যাপারটা। সেটা কিন্তু অতিরিক্ত কাজ থাকলে কিন্তু সেই ক্ষেত্রে আসলে হতে পারে। তো আপনি চেষ্টা করবেন যে অতিরিক্ত যদি কোন কাজ থাকে সেখানে আসলে না বলতে শেখা। এই জিনিসগুলো কিন্তু আপনাকে এই যে burn out টা প্রতিরোধ করতে খুবই সাহায্য করতে পারে। তো কখনো কি আসলে এভাবে করে, করে দেখেছেন?
উম জি। অ্যা হ্যাঁ, হ্যাঁ। হুম জি। আ হ্যাঁ, হ্যাঁ। হু। হুম জি। হুম, হুম। হু। আ এইভাবে করে অবশ্য দেখা হয়নি। তবে আ বন্ধুদের অ্যা চাপে পড়ে কিন্তু আসলে যে বার্ন-আউট এর আ ক্ষেত্রটা আমার মনে হচ্ছে যে বেশি হয়েছে। যদি আপ ফুলে বলি তাহলে বিষয়টা হয়েছে কি আ উম উম বে অ পাস্ট কিছুদিন যাবত আসলে আমার বন্ধুদের সাথে আসলে আ একটু উম মানে কথা কাটাকাটি। তারপরে আপনার যে আ সম্পর্কর বিচ্ছেদের যে ব্যাপারগুলো আছে সেইগুলো আসলে ঘটছে। যেমন ধরেন আ আম গত পরশুদিন আমাকে এ একটা বন্ধু কল দিয়েছে। তো কো কোনো কারণবশত বা কারণ ছাড়াই। আসলে আমি তাকে আ গালাগালি করি বা তার সাথে আসলে রাগারাগি করি। তারপরে আ তার আগের দিন আসলে আরেকটা বন্ধু কল দিয়েছিলো। তো তার কল আমি তা তার মুখের উপরে কিছু খারাপ কথা বলে আসলে কেটে দেই। তো আ আমি বন্ধুদের সাথেও আসলে আ খুব ভালো রকমের যে সম্পর্ক রাখার ব্যাপারটা সেটা আসলে আমি আ রাখতে পারছি না। বলতে পারেন যে আ কোনো কিছুতে আসলে আ মনোযোগ দিচ্ছি না। আর আমার মন-মানসিকতাটাও আসলে একটু আ বলা যায় যে আ আ অতিরিক্ত হয়ে গিয়েছে। হুম, জি।
হুম। জি। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। হুম, উম। উম। আচ্ছা। বুঝতে পেরেছি। হুম। আচ্ছা। তো সেক্ষেত্রে আসলে আপনি যেহেতু বোঝা যাচ্ছে যে কোন একটা অনেক অতিরিক্ত কাজের চাপে আপনি হয়তো আ এই যে এরকম burn out অনুভব করছেন বা ক্লান্তি অনুভব করছেন। এবং আপনার হয়তো আ কাছের মানুষদেরকে দূরে ঠেলে দেওয়ার একটা প্রবণতা আপনার ভেতরে চলে এসেছে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বিরতি নিয়ে যে কাজ করার ব্যাপারটা। কাজের মাঝে, মাঝে আপনি ছোট করে ৫ মিনিটের একটা করে ব্রেক নিতে পারেন। সপ্তাহে অন্তত ১ দিন সম্পূর্ণ বিশ্রামের ব্যবস্থা করে দেখতে পারেন। যে আসলে সেই এরকম করলে আপনার আসলে এই যে ক্লান্তি ভাবটাম এটা কি আসলে দূর হয় কিনা? এরকম কি আসলে কখনো চিন্তা করে দেখাচ্ছেন?
উম হ্যাঁ, হ্যাঁ। হুম জি। আ হ্যাঁ। হুম। না এভাবে আসলে চিন্তা করে দেখা হয়নি। তবে আ চেষ্টা করে দেখব। কারণ বিষয়টা আসলে <coughs> আমি অ্যা বেশি রকমেরই একটু সমস্যায় ভুগছি। যার আ যার কারণ হল বলতে পারেন, যে আমি কাজে মন বসাতে পারছি না। কাজে ঠিকই বসছি আমার আ রুটিন অনুযায়ী। যেমন আ ৯ টা থেকে আপনার যে ৫ টা পর্যন্ত কাজের রুটিন। আ ঠিকই আমি কাজে বসছি তবে হচ্ছে কি? যে, এখানে আসলে মনোযোগের যে ব্যাপারটা, সেটা আসলে কোনভাবেই আসলে আ বসাতে পারছি না। মনে হচ্ছে যে আ আ কি বলে? অ্যা খুবই স সহজ কাজ আমি আ যেখানে যে কাজটা করতে আসলে আমার মাত্র ১০ মিনিট লাগবে, সেই ক কাজটা আমি ১ ঘন্টা ধরে আসলে ফেলে রাখছি। বা ওই কাজটাকে আসলে কোনভাবে আমি করতে পারছি না। আ তারপরে আ ক্লায়েন্টদের সাথে কথা বলার সময়ও আসলে আমার যে সমস্যাটা হচ্ছে যে আ আমি তাদের সাথে ঠিক মতো কথা বলতে পারছি না। তাদের সাথে অ্যা অনেক সময় আরকি rude আচরণ বা ব্যবহারের যে ক্ষেত্রটা আছে, হ্যাঁ, সেটা করে ফেলছি। সেটা আ বলা যায় যে আসলে আমার নিজের অজান্তেই। আ যেমন কিছুদিন আ গত পরশুদিন, হ্যাঁ? আ ক্লায়েন্ট আমাকে ফোন দেয়। তো আমি আ বলা যায় যে একপ্রকার ইচ্ছা করেই আসলে ক্লায়েন্টের কলটা আ কেটে দেই। আ যদিও আসলে মিটিংটা গুরুত্বপূর্ণ ছিল, তবে আমি মিটিং এও আরকি জয়েন করিনি এজন্য।
হু। হু, হু। আচ্ছা। হুম। জি। হুম। জি। হুম। জি। হম। জি। হুম। জি। হম। জি। আচ্ছা। হুম। হুম। হুম। আচ্ছা। <inhales> বুঝতে পেরেছি। আসলে বোঝা যাচ্ছে যে আপনি আসলে নিজে কে খুবই আসলে দূর করে ফেলছেন নিজের কাজ থেকে। কারণ আপনার হয়তো ঐরকম বোধ হচ্ছে যে না আপনি আসলে অনেক বেশি কাজের মধ্যে আছেন, pressure এর মধ্যে আছেন, মানসিক সমস্যার ভেতরে আছেন। এইটা কিন্তু একদম আ বুঝতে পারছি। কিন্তু এ ব্যাপারে আসলে আপনার আ চিন্তিত হওয়ার থেকে আসলে উম আপনি বিরত থাকতে পারেন কেননা এরকম হওয়াটা স্বাভাবিক। এবং আপনি যেইটা করতে পারেন, পরিবারের সদস্য, বন্ধু, এছাড়া আপনার যারা সহকর্মীরা আছে তাদের সাথে একটু কথা বলতে পারেন। এতে কিন্তু দেখবেন যে আপনার চাপ কিছ খানিকটা কমে আসছে। আর এছাড়াও যদি দেখেন যে ক্লান্তি দীর্ঘস্থায়ী হচ্ছে বা একদম মনমরা ভাবটা মানে বেড়েই চলেছে, তখন কিন্তু আপনি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন। এইটা কিন্তু আপনার আ বেশ কাজে দিতে পারে। তো এইরকম কি আসলে কখনো ভেবে দেখেছেন?
উম জি। হ্যাঁ। উম জি। উম জি। হুম জি। আ পরিবারের সাথে আসলে কথা বলা হয়েছে। তবে আ ক্লান্তির বিষয়টা আসলে কমেনি। তো এখন আ মানসিক বা মনস্তত্ত্ব বিশেষজ্ঞর সাথে আসলে দেখা করার কথাটা আ ভাবছি। দেখা যাক আসলে কখন আ বা সময় হয়ে ওঠে। কারণ হচ্ছে কি? যে আ এতটাই আসলে আমি আ চাপের ভিতরে যে আমার বাহিরে যেতেও আসলে ভালো লাগছে না। বলতে পারেন যে, আ বাহিরে যেতে গেলেও যে একটা আলাদা রকমের মনে হচ্ছে যে শ শক্তির যে ব্যাপারটা আছে সেইটা আসলে আমি পাচ্ছি না। তবে, আ সারাদিনে কিন্তু আমি আ কোনো প্রকারই ঐযে চাপ মানে শ আ শক্তি ক্ষয় হয় যেই ধরনের কাজগুলাতে, আ সেইগুলোর কিন্তু আসলে কোনোগুলোই কোনোটাই করছি না, শুধুমাত্র আ আ ঘুমিয়ে থাকছি, আপ আ সাত থেকে বারো ঘন্টা আবার এদিকে মানে খাবার খাওয়াতে অলসতা, মানে আ আমার যে নিজের grooming এর যে ব্যাপারটা আছে সেইখানেও আসলে একটু মানে প্রভাব পড়ে গিয়েছে। সেগুলা আসলে করতে মনে চাচ্ছে না একেবারেই আরকি। ঐযে আ কোথা বা কোথাই মন বসছে না আরকি। উম জি।
হুম। হুম। হুম। জি। উম। জি। হুম। জি। হুম। জি। হুম। হুম। হুম। হুম। জি। হুম। আচ্ছা। আচ্ছা। <inhales> বুঝতে পেরেছি। আসলে আপনি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটা আসলে খুবই দুঃখজনক। তো এইযে কাজের যে এতো pressure হ্যাঁ? এই কাজের প্রেশারটা আসলে আপনার, যদি আপনি কারো under এ কাজ করে থাকেন, তার সাথে আসলে আপনি কিন্তু কথা বলে জিনিসটা আসলে একটু বলতে পারেন যে "আসলে আমার মানসিক অবস্থা আসলে দিন দিন বিঘ্ন ঘটছে। আ আমি আসলে দেখা যাচ্ছে যে আ কোনোভাবেই নিজেকে সামলাতে পারছি না, এবং আমার জন্য এটা আসলে খুবই আ ক্লান্তি বা burnout এর কারণ হয়ে দাঁড়াচ্ছে।" সুতরাং আপনি যদি একটু খোলামেলা কথা বলেন হ্যাঁ? তাহলে কিন্তু আপনি দেখবেন যে হয়তো আ যে আপনাকে আসলে কাজগুলো assign করছে সে হয়তো ঐ জিনিসটা বুঝে আপনার কাজের পরিমাণটা কমিয়ে দিতে পারে। এছাড়া যেটা করতে পারেন যে, কখনো যদি মনে হয় যে আপনার কোনো শারীরিক সমস্যা আছে সেটা একটু identify করতে পারেন। caffein জাতীয় খাবার যদি বেশি খাওয়া হয়ে থাকে তখন কিন্তু মাঝে, মাঝে আপনার brain টাকে খুব বেশি active করে দেয়। যেই কারণে আসলে এইযে burnout অনুভবটা খুব মাঝে, মাঝে বেশি হয়। আম তো এই জিনিসগুলোর থেকে আসলে একটু চেষ্টা করবেন যে বিরত থেকে, নিজের কাজের প্রতি focus বাড়িয়ে এবং পরিবারকে সময় দিয়ে, দায়িত্বগুলো আসলে আ
হ্যাঁ। উম জি। হু, হুম। উম জি। হুম, হুম। আহ উম জি। হুম।
সুন্দরমতো আসলে আপনি হয়তো পালন করতে পারবেন। সো এই জিনিসগুলো একটু যদি দেখতেন তাহলে কিন্তু আসলে আপনার খুব ভালো হতো বলে মনে হচ্ছে।
হুম, জ্বী। উম হ্যাঁ, আসলে আমার চেষ্টা করে দেখবার ইচ্ছা আছে। তবে আ আপনার caffeine এর যদি কথায় আসি আ তাহলে দিনে অসম্ভব রকমের caffeine আর আ মদের ব্যবহারও আছে বলতে পারেন। কারণ আ ব বিগত কিছুদিন যাবৎ আসলে এই যে আ মানসিক চাপ থেকে ওঠার জন্য আসলে আমি তার ব্যবহার করছি বলতে পারেন। তবে কোন প্রকার কাজ হচ্ছে না। জ্বী।
হুম। হুম। হুম। হুম। আচ্ছা। হুম, বুঝতে পেরেছি। আচ্ছা। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি এই যে বললেন যেরকম ক্লান্তির জন্য আপনি বিভিন্ন ধরনের caffeine আম ইউজ করছেন বা ম নিচ্ছেন। তো সেইক্ষেত্রে আপনি এইগুলো আসলে চেষ্টা করতে পারেন ব্যবহার কমিয়ে। তারপর আসলে নিজের ক্লান্তি বা burn out অনুভব করছেন কিনা সেটা আবার একটু খেয়াল করার। তাতে করে কিন্তু দেখবেন যে আগের রুটিন এ যদি চলে আসতে পারেন, বিশ্রাম এবং ঘুম সম পুর্ন ঠিক রেখে আপনার কিন্তু আসলে এই ক্লান্তি বা burn out দূর করা সম্ভব বলে আমি মনে করছি।
হ্যাঁ। হুম, জ্বী। হুম, বুঝতে পারছি। না আসলে আমি আ এভাবে আসলে ভেবে দেখিনি। আর বিশেষ করে work out করার যে ব্যাপারটা সেটা আসলে আ মনে হচ্ছে তো একটা পরিবর্তন নিয়ে আসতে পারবে। আর আপনার অ সাথে আ বিষয়গুলো শেয়ার করতে পেরেও কিন্তু আসলে আমার মনে হচ্ছে যে অনেকটা চাপ আরকি আ তো চলে গিয়েছে। কারণ আ এগুলো আসলে আ অনেকদিন ধরেই আরকি কাউকে বলতে পারছিলাম না আরকি। উম জী।
হুম। হুম। হুম।
<clears throat>
জ্বি। আ আপনার জন্য আসলে অনেক শুভকামনা। এবং আপনি যাতে যাতে করে আপনার burn out যে অনুভবটা এবং ক্লান্তি এগুলো দূর করতে পারেন তার জন্য আপনার জন্য অনেক শুভকামনা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।